একদম ঠিক। আপনি চমৎকারভাবে বলেছেন যে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে কিন্তু আমাদের যে আ সামাজিক যে দূরত্ব, এটা কিন্তু আসলে দিনদিন বাড়ছে। আমরা হয়তো আ ভার্চুয়াল জগতে আমরা হয়তো মনে করছি যে না আমরা খুব কাছাকাছি কাসি আছি। আসলে বাস্তবে কিন্তু অনেক দূরে। ঠিক।
হুম, হুম। হ্যাঁ, কাছাকাছি আছি কেউ কাউকে চিনতেওছি না। হ্যাঁ, ভার্চুয়াল লাইফে আমরা যে কালারফুল একটা জীবনের বা স্বপ্নের কথা ভাবি যে এই জীবনটা অনেক সুন্দর, আমি তার মতো হইতে চাই আ বা আমার মতো সে হইতে চায়, এইযে ব্যাপারগুলো কাজ করে। আসলে দেখা যায় যে আমি ভার্চুয়ালিটি যেটা দেখাচ্ছি আমি তো অনেক হ্যাপি দেখাচ্ছি, কিন্তু আমি আসলে ব্যক্তিগত জীবনে এত হ্যাপি নাইও।
হু, হু। হুঁ। হু। হুম। হু, হু।